দেখুন রোগ ব্যাধি তো আসলেই বন্যার পরবর্তী সময়টা আরো বেশি ভয়ংকর হয়ে যায়, কারণ অ্যা যে কোনো প্রত্যেকটা বন্যার পরে আমি দেখেছি যে, একটা ভালো আকারে একটা মহামারি ওই এলাকাটাকে আসলে অ্যা গ্রাস করে ফেলতে চায়, তো আসলে এটার জন্য আমার কাছে মনে হয় যে, সতর্কতার উপরে মনে হয় আর কিছু নেই, কারণ প্রত্যেককে আসলে এই ব্যাপারটাতে একটুখানি সতর্ক থাকা উচিত এবং সচেতন থাকা উচিত দেখা যাচ্ছে যে, অ্যা এ ধরনের বন্যার পরবর্তীতে দেখা যায় সবচেয়ে বেশি হয় হচ্ছে গিয়ে, আপনার আ পানিবাহিত রোগগুলো হয়। কারণ বিশুদ্ধ পানির একটা অভাব তখন দেখা যায় এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে থাকার জন্য, আ বিভিন্ন ধরনের এই ধরনের ফুড পয়জনিং টাইপের সমস্যা গুলো দেখা যায় এবং আরো একটা থাকে, সেটা হচ্ছে গিয়ে আ মশা এবং বিভিন্ন ধরনের এই আ প প মানে পা পানি গুলোর আসলে ই দেখা দেয়, প্রকোপ দেখা দেয়। তখন কিন্তু ডেঙ্গু আ ডেঙ্গু টাইপের অ্যা জ্বরগুলো কিন্তু আসলে দেখা দেয়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে
হুম। একদম। হু, হু। হু, হু। হ্যাঁ, তো সেক্ষেত্রে
হ্যাঁ, বলুন।
আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যেটা যে, ধরুন এদের পাশাপাশি মানুষ তো আসলে এক ধরনের হয়তো বা মানুষকে আমরা সেভ করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা অন্যান্যরা কাজ করছে বা এই যে বন্যা পরবর্তীতে যে, অসুখগুলো হয় সেগুলোর জন্য হয়তো বা এক ধরণের কাজ করা হচ্ছে। কিন্তু আপনি কি আপনার এরিয়া তে এরকম দেখেছেন যে, গ্রামের মানুষদের অনেক সময় আমরা দেখি যে, পোষা প্রাণী থাকে, গরু, ছাগল এদের আসলে অনেক ধরনের প্রবলেম হয়। তো এদের নিরাপত্তা নিশ্চিতকরণে আসলে কি করা যেতে পারে বলে আপনার কাছে মনে হয়?
হ্যাঁ, এদেরও হ্যাঁ, মানুষের মতো আসলে তাদেরও বেশ সমস্যা হয়, কারণ মানুষের সমস্যাগুলো আসলে আমরা বুঝতে পারি এবং আমরা বলতে পারি, কিন্তু তারা আসলে সবচেয়ে বেশি আসলে সাফার করে। অ্যা তো হ্যাঁ, হ্যাঁ, অবলা জীবজন্তু তারা আসলে বলতে পারে না, তো সেক্ষেত্রে তাদের যে, আ চিকিৎসা ব্যবস্থা তাতেও কিন্তু বেশ খানিকটা আ মানে সমস্যা পোহাতে হয়, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে, আ বন্যা পরবর্তী সময়ে বা দুর্যোগ পরবর্তী সময়ে যে, যে প্রাণীগুলো আসলে সুস্থ আছে এবং যে প্রাণীগুলো আসলে অসুস্থ আছে, তাদের তো চিকিৎসা শুরু করে দেওয়া অবশ্যই উচিত এবং তার সাথে যারা আসলে সুস্থ আছে, আ তাদেরকেও বিভিন্ন ধরনের ভ্যাকসিন দিয়ে বা ওষুধ ওষুধ দিয়ে যাতে এ ধরনের সমস্যাগুলো, আ না হয় বা আগামীতে না আসতে পারে, সংক্রামক রোগগুলো ছড়াতে না পারে, তো সে ধরনের একটা প্রস্তুতি নেওয়া আসলে ভালো হবে।
একদম তার অবলা, অবলা জন্তু, হ্যাঁ। পোহাতে হয়। হু, হু। সেভাবে হয়তোবা হ্যাঁ, সেভাবে হয়তো প্রস্তুতি নেওয়া যেতে পারে। <clicks tongue> তো ধরুন এই যে, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই যে বন্যা হচ্ছে, জলাবদ্ধতা হচ্ছে, সাইক্লোন হচ্ছে। তো এগুলা কি আসলে আপনার কাছে কি মনে হয়? যে জলবায়ু পরিবর্তন কি আসলে এগুলোর একটা অন্যতম বড় কারণ হিসেবে চিন্তা করা হচ্ছে? নাকি যে ধরেন, আমাদের যে আমরা বনায়ন করছি না বা আমাদের পাড় মেরামত করছি না, এইটা ড্রেজিং করছি। তো এগুলোও আসলে আমাদের এই পা পারি পারিবা অ্যা অ্যা পরিবেশগত আসলে এই সমস্যাটা হওয়ার কারণ?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ।